ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
এবং সেখানে রাস্তা পাকা নেই। মাটির রাস্তা এবং জল উঠে কাদা হয়ে থাকে। তার ভেতরে ভ্যান টেনে নিয়ে যায় আরকি।
হু, হু, হু। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আসলেই না মানে উম পরিকল্পনারও প্রয়োজন আছে। মানে ইনস্টান্স এ একটা চ্যালেঞ্জ হয়তো আছে, একটা মজা হয়তো লাগে। এটা মানে এক্সাইটমেন্ট কাজ করে। কিন্তু আসলে আ পূর্ব প্রস্তুতি ছাড়া এটা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে বসতে পারে।
হ্যাঁ, হ্যাঁ। তবে আরেকটা ব্যাপার এখানে একটু যোগ করা দরকার সেটা হচ্ছে খুব পরিচিত যে সকল এলাকা বা একদম বিভাগীয় বা জেলা শহরে যদি আপনি ঘুরতে যেতে চান সেক্ষেত্রে আসলে খুব বেশি পরিকল্পনার দরকার আছে বলে মনে হয় না। ধরুন আপনি খুলনা যাবেন ঘুরতে বা ধরুন আপনি বরিশাল যাবেন অথবা ময়মনসিংহ যাবেন। এখানে যাওয়ার জন্য এত পরিকল্পনা করার কোন প্রয়োজন নেই। জাস্ট ওখানে চলে যায় তারপরে হোটেল একটা দেখে নিলেই হচ্ছে খাবার জায়গা অহরহ আছে। ওখানে যাওয়ার পরেও ঠিক করা যায়।
হু, হু, হু। হ্যাঁ। হ্যাঁ। হু, হু, হু। হু, হু, হু। বুঝতে পেরেছি। মানে যেখ মানে যে সমস্ত প্লেস গুলো মানে always মানে মানুষে মুখরিত থাকে। হ্যাঁ, হ্যাঁ জনবহুল মানুষে মুখরিত থাকে। বাট আ হট স্পট টুরিস্ট হটস্পট ও হতে পারে। এই জায়গাগুলোতে আসলে ওই ধরনের সমস্যা হয় না। আচ্ছা, আচ্ছা।
জনবহুল আর কি এবং পরিচিত। হ্যাঁ, হ্যাঁ। না, কোন এই ধরনের কোন প্রবলেম কখনো ফেস করিনি আরকি। এবং বিশেষত আপনি যেটা বললেন টুরিস্ট প্লেস গুলা এখানকার মানুষ খুব হেল্পফুল হয়। আপনি বান্দরবন গিয়ে কোন জায়গাতে কোন যদি কোন সমস্যায় পড়েন আপনি একোমোডেশন না পান, ওখানকার লোকজন ব্যবস্থা করে দিবে। আপনি এ কক্সবাজার যান, কক্সবাজার গিয়ে বা কুয়াকাটা যান এসব জায়গায় গিয়ে যদি আপনার থাকার সমস্যা হয় ওরা ব্যবস্থা
বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হু, হু। হুম। বুঝতে পেরেছি। মানে ওখানে লোকাল যারা থাকে মানে তাদের ভেতরে আতিথেয়তার ব্যাপারটা একটু বেশি থাকে এবং মানুষ হয়তো যদি হ্যাঁ।
আতিথিয়তা না হলেও ব্যবসায়িকগতভাবে হলেও ওরা ব্যবস্থাটা করে দেয়। কারণ ওরা একটা হোটেল আপনাকে মেনেজ করে দিতে পারলে কমিশন পায়। সুতরাং এই ব্যাপারগুলা মেনেজ হয়ে আসে। তবে রিমোট লোকেশন যেখানে আপনি যদি বিপদে পড়েন সহায়তা করার মানুষ নেই। এসব জায়গায় গেলে আসলে একটু পরিকল্পনা দর
বুঝতে পেরেছি। ও। আচ্ছা, আচ্ছা। একটু সমস্যা হয়ে যায়। বুঝতে পেরেছি। তাহলে আসলে মূলত ব্যাপারটা দাঁড়ালো এই যে আমাকে ১ম এ প্লেস টা চুস করার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমি আসলে কি ধরনের প্লেস চুস করছি। এটা কোন পপুলার স্পট কিনা বা এটা কোন জনমানবহীন জায়গা কিনা। পপুলার স্পট হলে পরিকল্পনাটা হবে একরকম আর জনমানবহীন জায়গা হলে সেইক্ষেত্রে অনেক বেশি প্রিকশস থাকতে হবে। এবং অনেক বেশি হিসাব কিতাব করে আগে থেকেই পূর্বপ্রস্তুতি নিয়ে যেতে হবে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। অবশ্যই।

বুঝতে পেরেছি। মানে যেগুলা আসলে মানে এখান থেকে ক্যারি করে নেওয়ার কোনো প্রয়োজন নেই বা এখান থেকে ক্যারি করে নিলেও কোন লাভ হবে না, সে সমস্ত বিষয়গুলো আসলে কোন প্রাসঙ্গিকতা নেই। আ আমার মনে হয় যে, আ আপনার কথাটা মানে এখানে আসলেই ব প্রাসঙ্গিক। কারণ হচ্ছে, মানে যেখানে যাচ্ছি, সেখানে নেসেসারি না থাকলে সেটা কেন ক্যারি করব? যেমন যদি ক কুয়াকাটা বেড়াতে যাই, তাহলে তো শীতের মোটা শীতের কাপড় নিয়ে কোনো দরকার নেই।
কোনো প্রয়োজন নেই। হ্যাঁ। আসলেই। আপনি কোন জায়গায় ঘুরতে গেলেন জী, বলুন। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। এবং নেসেসারি কে মানুষ এলিট লেভেলে নিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ সে এটা নেয় না যদিও। তারপরেও হয় কি ছোট, ছোট কিছু বিষয় যেমন আ যারা একটু ছবি তুলতে পছন্দ করে এরা হয়তোবা ৪-৫ টা লেন্স নিয়ে চলে যায়, যেটার প্রয়োজন নেই। আবার অনেকে হয়তোবা একটা বেশ ভারী, ওই রাত্রে-সকালে-দুপুরে ব্যবহারের জন্য আলাদা, আলাদা পারফিউম নেয়। 2 লিটারের একটা কাঁচের জলের বোতল নিয়ে গেল, হ্যাঁ। এক্সট্রা শুকনা খাবার নিয়ে গেলো। এগুলো
হু, হু, হু। হু, ক্যামেরাটা নিয়ে যাবে। হুম। বুঝতে পেরেছি। হু, হু, হু। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা, মানে ওই যে, অ্যাক্সেসরিজ গুলো; যেগুলো দেখা যাচ্ছে যে, আ মানে না হলেও চলে। যেমন, অনেকগুলো পারফিউম বা অনেকগুলো ঘড়ি, কতগুলো সানগ্লাস আ আচ্ছা, আচ্ছা।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একদম। আর; আরো ব্যাপার আছে। যেমন, ফোনের ক্ষেত্রে পাওয়ার ব্যাংক। আপনি যদি কুয়াকাটাতে ঘুরতে যান ওখানে তো ইলেকট্রিসিটি আছে। আপনার একটা ১০০০০ অ্যাম্পিয়ার পাওয়ার ব্যাংক টানার কোন প্রয়োজন নেই।
হু, হু, হু। পাওয়ার ব্যাংকের কোন প্রয়োজন নেই। এক্সাক্টলি, এক্সাক্টলি। আসলে পাওয়ার ব্যাংকের প্রয়োজনীয়তা থাকে হচ্ছে, যদি কেউ রিমোট কোন এরিয়াতে ঘুরতে যায়, যেখানে বিদ্যুতের সম্ভাবনা নেই। যেমন, সুন্দরবনের গভীরে বা বান্দরবনের বা রাঙামাটির গভীরে কোন বনজঙ্গলে ক্যাম্প করলে বা টেকনাফে গেলে। কিন্তু, আমার মনে হয় না যে আসলে, সেন্ট মার্টিন-টেন্ট মার্টিন গেলে হয়তো লাগতে পারে। তো, এই যে স্থলভাগে, এই জায়গায় সমস্ত জায়গায় মনে হয় দরকার হয় না।
হ্যাঁ, হ্যাঁ। একদম। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম। বিভিন্ন জেলা শহরে ঘুরতে গেলে মনে হয় না প্রয়োজন আছে।
হু, হু, হু ঠিক।
আরেকটা ব্যাপার আছে, মানুষ ভুল করে, আমিও ভুল করতাম। সেটা হচ্ছে, জুতা বা স্যান্ডেল নির্বাচন। <sneezes> প্রয়োজন না হলে জুতা ক্যারি করি না। আর যেখানে জুতা প্রয়োজন হয়, সেখানে আলাদা একটা স্যান্ডেল ব্যাগে ক্যারি করা, এগুলো ঝামেলার আরকি। মানে খেয়াল রাখতে হয়, অনেক ব্যাপার। যত দিকে মিনিমাইজ করা যায়।
হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। বুঝতে পেরেছি। <chuckles> হ্যাঁ, মানে মি মিনিমাম সেটআপ নিয়ে যেতে হবে, যতটা পারা যায়।
তাহলে উপভোগ্য হয়, যেতেই হবে এমন না। তো যাই হোক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক কিছু জানলাম।
বুঝতে পেরেছি। না, আপনার সাথে কথা বলে আমি অনেক বেশি জানলাম আদতে। <chuckles> আপনার আসলে এই ব্যাপারে বেশ অভিজ্ঞতা। দেখা যাক আমি আমিও ঘুরতে থাকি। ঘুরতে, ঘুরতে একসময় হয়তো দেখা যাবে আমার অভিজ্ঞতাও বেড়ে যাবে। আপনার মতো আমিও অন্য কাউকে হেল্প করতে পারব। যে, কিভাবে যেতে হবে, কোথায় যেতে হবে, কি নিতে হবে, কি ছাড়তে হবে। খুব ভালো লাগলো কথা বলে।
আচ্ছা। আমি একদম রিসেন্ট আসছি তো, আর ঘোরাঘুরি করা হয়নি। অবশ্যই, অবশ্যই। অবশ্যই। ঘুরতে, ঘুরতেই অভিজ্ঞতা হবে। জ্বি, আবার কথা হবে। ভালো লা ভালো থাকবেন।
আচ্ছা, আপনিও ভালো থাকবেন।
শুভরাত্রি।